আচ্ছা, মিমগুলো কিভাবে আসলে যে রাজনীতি বা এইযে মনের ভাব বদলে দেয় বলে আপনার মনে হয়?
আমার কাছে মনে হয় এখনকার সময়ে ইন্টারনেটে সবচেয়ে আম জনপ্রিয় একটা ব্যাপারগুলির মধ্যে হচ্ছে মিম। আর সেগুলো আ রাজনৈতিক বলেন, বা মনের ভাব বলেন যেকোন ক্ষেত্রেই একটা বড় প্রভাব ফেলে। সেটা হতে পারে অ্যা কোনো একটা অ্যা রাজনৈতিক আ গুরুত্বপূর্ণ ব্যাপারকে সবার কাছে তুলে ধরা। কারণ মিমের হচ্ছে আব রিচ বেশি থাকে আপনি বলতে পারেন। একটু বেশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। হুম।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এক্সাক্টলি। এটা আসলে বেশ মানে ইন্টারেস্টিং আরকি! যে সবার কাছে পৌঁছানো যায় মিম দিয়ে।
হ্যাঁ, মিম দিয়ে পৌঁছানো যায়। তো এ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি কেউ আ মিমের মাধ্যমে পৌঁছিয়ে দিতে পারে, তাহলে এটা সবার কাছেই আ চলে যায়। সবাই এই ব্যাপারটা জানতে পারে। কোন গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে বা কোন ডিসিশন, রাজনৈতিক ডিসিশন হতে পারে। তো আ আমার কাছে মনে হয় একটা বড়ই একটা প্রভাব আছে মিমের আমাদের জেনারেশন এর ক্ষেত্রে বলা যায়।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো হচ্ছে যে কোন ধরনের মিম আসলে আপনার বেশি ভালো লাগে?
আমার কাছে <chuckles> আমি সাধারণত আ যে মিমের মধ্যে বিড়াল আছে, ওই ধরনের মিম আমার খুবই পছন্দ। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। আহা! মানে অ্যানিম্যাল মিম অ্যানিম্যাল <scoffs> টাইপের মিম।
হ্যাঁ, অ্যানিমাল টাইপের মিম আমার খুব পছন্দ। আর তাছাড়া কিছু
হ্যাঁ, আচ্ছা। বিড়ালের কথা শুনে মনে পড়ল যে হ্যাঁ, হ্যাঁ বলেন।
হ্যাঁ। না, আচ্ছা। তাছাড়া কিছু একদম ক্লাসিক ব্যাপার আছে। এইযে যেমন ধরেন অনেক আগে থেকেই যেগুলো চলে আসছে ওইযে ডগো মিমটা আ ওটা। তারপর আ ওইযে একটু অ কোনা হ্যাঁ, একটু কোনা চোখে তাকায় যে সেটা এটা আমার বেশ ভালো লাগে।
আ হ্যাঁ, হ্যাঁ। ডোগেশ। হ্যাঁ, হ্যাঁ। ডোগেশ, ডোগেশ। <chuckles> তো এইযে এ ধরনের আপনার কি মানে নিজের বাসায় অ্যানিম্যাল আছে নাকি কোনো পেট, বিড়াল বা কিছু আছে?
হ্যাঁ, হ্যাঁ। আ না, আমার একটা ছিল। তবে ওকে আসলে আ রাখতে পারি নাই বেশিদিন। আ দিয়ে দিতে হইছে আবার।
ও আচ্ছা! কী হয়ছিল?
আ ও হচ্ছে আমি বাসায় কখনো আসলে আ বিড়াল আনা হয় না। আর মানে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে আমরা হচ্ছি ৪ তলায় থাকি। আর যদি বিড়াল রাখতে হয় তাহলে ক্যাট প্রুফ করতে হবে। মানে বারান্দাগুলোতে একদম হচ্ছে নেট দিয়ে দিতে হ্যাঁ, হ্যাঁ। নেট লাগাইতে হবে। তো সেই কারণে হচ্ছে যদি নেট লাগাই তো আলো বাতাসটা কমে যাবে। তো এটার একটা রিস্ক ছিল। আর ২য় ব্যাপার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আ কেউ আসলে সাপোর্ট করে নাই। আমি কখনো বিড়াল পালি নাই আগে। বাসায় কেউ বিড়াল পালে নাই। তো আ সবকিছু আমাকেই করতে হ হ্যাঁ। ভয়, ভয় লাগছিল। আর তার ছাড়া সবকিছু আমাকেই দেখতে হতো। আ কেউ মানে আগায় আসতো না সেজন্য আরকি। মনে হলো যে ঐখানে থেকে কষ্ট করার চেয়ে ওকে এমন জায়গায় দিয়ে দিই যেখানে ভালো থাকবে। হুম, সেটাই।
হুম, হুম। ও আচ্ছা! হ্যাঁ, নেট লাগাইতে হবে। এক্সাক্টলি, এক্সাক্টলি। <scoffs> আচ্ছা, আচ্ছা। একটু, একটু ভয়, ভয় লাগছিল। অন্য কারো যায়। হুম, হুম, হুম। হ্যাঁ অবশ্যই কারণ ক্যাট প্রুফ না করলে আসলে বিড়াল রাখাও একটা রিস্ক হয়ে যায়। কারণ বিড়াল তো আসলে হচ্ছে যে লাফালাফি করতে বেশি পছন্দ করে। খেলার ছলে হ্যাঁ, হ্যাঁ।
জ্বি। লাফালাফি করতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ।
এমনি হচ্ছে যে আপনার কি মনে হয় আসলে ওইযে যে মিমস গুলা কেন হঠাৎ এত বেশি জনপ্রিয় হল? কারণ মিমস এর প্রচলন কিন্তু এত বেশি দিন হয়ছে এমনও না। এটা আসলে হচ্ছে যে এত দ্রুত কিভাবে এত প্রচলিত হল মিমস এর বিষয়টা? এটা নিয়ে ভেবেছেন কখনো?
হুম। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে আ হ্যাঁ, আমি ম আমার মনে হয় না এত দ্রুত প্রচলিত হয়েছে। মিমস কিন্তু ১০-১৫ বছর আগেও ছিল যখন Facebook নতুন, নতুন শুরু হয়েছে তখনও কিন্তু মানে মিমস গুলা ছিল কিন্তু অতটা ছিল না। মানে এখন যেরকম সব বিষয় নিয়েই মিম হয়ে যায়। জনপ্রিয় হয় নাই। হ্যাঁ। তো এখন জনপ্রিয় হচ্ছে কারণ কি জানেন? এইযে বিভিন্ন ব্যাপার এখন ভাইরাল হয়ে যাচ্ছে। আ সবকিছুই এখন ভাইরাল হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে মিমগুলোও কিন্তু বেশি চলছে। ভাইরাল যেকোনো একটা ব্যাপার দিয়ে আপনি যদি মিম বানান, সেটা কিন্তু মানে ভাইরাল হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক। তো আমার মনে হয় এই কারণেও একটা মানে প্রচলন বেড়ে যাচ্ছে মিমের।
না, মানে জনপ্রিয় হয়নি আরকি মানে তখন। হুম, হুম। এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। আ এটা বেশ ভালো কথা বলছেন। মানে viral trend এর সাথে আসলে হচ্ছে যে ওটাকে নিয়ে মিম বানানো হচ্ছে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে নাকি?
হুম। জি একদমই।
হুম, আচ্ছা, আচ্ছা। তো আসলে হচ্ছে যে মানে এই যে মিমস গুলা যে আসলে তৈরি হইছে। এগুলোর সাথে আসলে রাজনীতিকে আসলে কিভাবে ম্যাচ করা যায় বলে মনে হয় আপনার?
হুম। আমার কাছে মনে হয় কি জানেন? আ মিমের একটা আ গুরুত্ব আছে। আ আমাদের জেনারেশন এর উপর বা যেকোনো ব্যাপারের উপর একটা গুরুত্ব আছে। যেমন ধরেন কোন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা কোন একটা ডেলিকেট ব্যাপার যেটা আসলে খুবই নাজুক। ধরেন কোন একটা ক্রাইম। তো সেই ক্রাইমটা নিয়ে যদি কেউ আ মিম বানায় তো সেটার কিন্তু গুরুত্বটা কমে যাচ্ছে। এই যে ক্রাইম সেটাকে কিন্তু মানুষ একটু হালকাভাবে নিয়ে নিচ্ছে। সো সেটার কারণে হচ্ছে কি
হু, হু, হু। সে তো অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। মানে এটাকে একটা negative effect ও আছে।
এ আ একদম হ্যাঁ, নেগেটিভ পজিটিভ ব্যাপারগুলোর মধ্যে হচ্ছে আপনি আ কোন ব্যাপার হচ্ছে ও আ সবার কাছে ছড়িয়ে দিতে পারবেন। সেটা যেকোনো ধরণের গুরুত্বপূর্ণ ঘটনা হোক। আর নেগেটিভগুলো হচ্ছে যে এ গুরুত্বপূর্ণ ব্যাপারে গুরুত্বটা কমে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আ মিম যদি করতে হয় মানে যারাই বানাচ্ছে ওদেরকে এই ব্যাপারটা একটু সতর্ক থাকা উচিত। যে কোন ব্যাপার নিয়ে মিম বানানো হবে।
আচ্ছা। উম হু। এমনি memer দের যে আসলে qualityful একটা মিম বানানোটা কি মানে অনেক ব্রেইনের প্রয়োজন হয়। এইটা এই জিনিসটা কি আপনি খেয়াল করেছেন কখনো? মানে একটা মিম বানানো কিন্তু এত সহজ কাজ না।
হ্যাঁ। হুম, হুম একদম! মিমের জন্য হচ্ছে কন্টেক্সট দরকার হয়। তারপর একদম পারফেক্ট একটা মিম দরকার হয়। যেটায় হচ্ছে আপনার এই খবরটা <smacks lips> বা যেকোনো ব্যাপার হচ্ছে আপনি প্রকাশ করতে পারবেন ঠিক করে। তো যেকোনো আ ফাও ফন্ট দিয়ে বা যেকোনো কন্টেক্সট এ আপনি হচ্ছে মিম তৈরি করতে পারেন না। আ এটা হচ্ছে নাও চলতে পারে। এটা বা ঠিকই বলেছেন যে যারা মিমার তাদেরকে একটু মাথা খাটাতে হয়, কীভাবে মিমটাকে প্রকাশ করবে হুম।
এক্সাক্টলি! হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। এমনে আপনার কি হচ্ছে রিসেন্টলি কোন রাজনীতিবিদের কথা মনে আছে? যে যাকে নিয়ে আসলে মিম অনেক বেশি বানানো হয়? এই জিনিসটা কি আপনার কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে?
<chuckles> হ্যাঁ আছে তো। <chuckles> এই যে কয়েকদিন আগেই তো আ হ্যাঁ ওই যে তারেক জিয়াকে নিয়ে একটা মিম হলো যে অ্যা তারেক জিয়াকে জারেক টিয়া বানায় দিছে। <chuckles> ও হ্যাঁ ten percent ও আছে। আবার তারেক জিয়াকে জারেক টিয়া বানায় দিছে। তারপর উনার চেহারা একটা ঐ টিয়া পাখির টিয়া পাখির ওখানে বসায় দিছে। তো <laughs> হ্যাঁ।
হ্যাঁ আচ্ছা, আচ্ছা। একটু যদি শেয়ার করেন। <laughs> Ten percent! <laughs> <chuckles> জারেক টিয়া! <chuckles> আচ্ছা! তো এটা নিয়ে আসলে যে আপনি যেটা বললেন যে তারেক জিয়ার নাম বললেন তো উনি কি রিঅ্যাক্ট করেছে? মানে উনি কি আসলে এইগুলো নিয়ে সো দেখেন বা আপনার কি মনে হয় যে উনি যদি এগুলা দেখেন তাহলে উনি কেমন ধরনের রিঅ্যাক্ট করতে পারেন?
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা উনার ব্যাপারে আমার আসলে এত আ জানা নাই। আমি রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপারে একটু কম আ জেনে থাকতে পছন্দ করি। আমার আ মনে হয় না এর কোন দরকার আছে।
আচ্ছা, আচ্ছা। এটার পেছনে কোন কারণ আছে?
আ হ্যাঁ, আমার এমনিতে রাজনীতি পছন্দ না। বিশেষ করে বাংলাদেশের রাজনীতি আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি একটু চেষ্টা করি যে এসব থেকে দূরে থাকতে। আর উনার ব্যাপারে আমি বলব
আ আচ্ছা। এমনি একজন সচেতন রাজনী মানে নাগরিক হিসেবে কি আপনার উচিত না যে আসলে দেশের রাজনীতি নিয়ে একটু বেশি সচেতন হওয়া বা রাজনীতির বিষয়ে জানা?
<giggles> হ্যাঁ, সচেতন হওয়া তো অবশ্যই দরকার। কিন্তু আ সেই সাথে অবশ্য আমার নিজের মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতি এমন একটা অবস্থায় আছে <chuckles> আমি যদি খেয়াল রাখিও মানে রাজনীতির ব্যাপারে আমাকে কিন্তু আ এক একটা সময় হচ্ছে মানসিক ভারসাম্য হারাতে হবে। আ কারণ খুবই চাপের ব্যাপার এগুলা। তো আমি চেষ্টা করি এসব থেকে দূরে থাকতে।
হুম, হুম। আচ্ছা, এটা বেশ ভালো কথা বলছেন। <laughs> এমনি কখনো চিন্তা হইছে নাকি যে আসলে চাপ কখনো feel করছেন? এভাবে আসলে ভাবতে যেয়ে?
অবশ্যই। <chuckles> অবশ্যই। সেই থেকেই তো আমি এগুলা থেকে দূরে থাকি। মানে ১ম দিকে হত কি? আমি তো আ ধরেন কলেজে থাকতে বা স্কুলের শেষের দিকে হচ্ছে এই ব্যাপারগুলো একটু খুবই আ মানে তাড়া দিত আমাকে। মানে মনে হত যে দেশের কি হচ্ছে, দেশের দেশকে নিয়ে চিন্তা হত। তো পরে আস্তে, আস্তে দেখলাম যে দেশের যাদের দায়িত্ব তারাই হচ্ছে দায়িত্ব ঠিক মত পালন করছে না। আমার এসব চিন্তা করে তো আমার ঘুম হারাম করে লাভ নেই। যেহেতু আমার কোন আ মানে direct কোন
ও ওকে কবে? হুম, হুম। হুম, হুম, হুম। আ Benefit আসছে ডিরেক্ট Benefit আসতেছে না।
<chuckles> হ্যাঁ, benefit বলতে পারেন। আমার তো লসই হচ্ছে নাগরিক হিসেবে। লস বলতে ওদের লাভই হচ্ছে। তো সেই কারণে একটু চেষ্টা করি দূরে থাকতে। এমন না যে আমি জানি না কিছু। জানি কিন্তু মানে একটু কম জানার চেষ্টা করি।
তা তো অবশ্যই। হ্যাঁ, তা তো অবশ্যই। মানে পার মানে directly involve হন না আর কি।
হ্যাঁ, directly involve হই না আমি।
এমনি আপনার কি মানে ইচ্ছা করে না যে একটু হচ্ছে যে রাজনীতি করবেন বা এরকম ইচ্ছা কখনো হইছিল যে আপনি যদি ধরেন যে রাজনীতি করতেন বা আপনি যদি নেতা হতেন তাইলে আপনি দেশের কী উন্নতি করতেন? এটা কখনো ভেবেছেন?
<scoffs> আমি হ্যাঁ, আমি ভেবেছি যদি অ্যা দেশের উন্নতির ক্ষেত্রে ভেবেছি কিন্তু আমি কখনো রাজনীতি করে উন্নতি করবো সেটা চিন্তা করি নাই। উন্নতি করতে গেলে আসলে রাজনীতি করতে হবে এমন কোনো কথা না। আপনি যেকোনো জায়গায় থেকেই উন্নতি করতে পারেন। তো আ রাজনীতির ব্যাপারে আমি কখনো চিন্তা করি নাই। তবে হ্যাঁ, উন্নতির ব্যাপার নিয়ে চিন্তা করেছি।
বাহ্‌! খুবই ভালো। হ্যাঁ, তা তো অবশ্যই। হুম। আচ্ছা। তো এই যে ধরেন না মানে আসলে যে রাষ্ট্রনেতা যারা বা রাজনীতিবিদ যারা আসে আছেন আরকি, তাদেরকে নিয়ে আসলে meme বানানোটা এটা আপনার কাছে কতটা মানে উচিত বলে মনে হয়? Meme কি আসলেই হচ্ছে তাদেরকে নিয়ে বানানো উচিত বা এটা নিয়ে আসলে কতটা risk থাকতে পারে? কি মনে হয় আপনার এটা নিয়ে?
হুম। হুম, হুম। হুম। আমার কাছে মনে হয় আ যদি ভালো meme বানায়, আ যেমন ধরেন আমরা একটু আগে বলছিলাম না যে যদি কোনো একটা খবর meme এর মাধ্যমে ছড়িয়ে দিতে পারে, আ গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার, তখন সেটা ভালো আছে। কিন্তু কেউ যদি আ কোনো একটা রাজনীতিবিদকে নিয়ে personally কোনো ব্যাপার বা বা উনার ফ্যামিলি নিয়ে যদি কোনো meme বানায়, তখন সেটা আ মানে আমার কাছে মনে হয় একটা নেতিবাচক দিক। তো এরকম আ personal হওয়া ঠিক না। বা উ উনার মানে
হুম, হুম। মহুম।
নিজেকে নিয়ে, উনাকে নিয়ে, বা উনার শারীরিক কোনো আ সমস্যা নিয়ে meme বানানো ঠিক না বলে আমার মনে হয়। হ্যাঁ, এ ব্যাপারগুলো একটুন
সমস্যা নাই। হুম, হুম। মানে ওনার personal life নিয়ে meme বানানো ঠিক না। বা but মানে ওনার যে professional life যেমন ধরেন যে রাজনীতির ক্ষেত্রে কোনো ভুল-টুল করলে সেগুলো নিয়ে ধরেন যে আপনি meme বানাইলে মানে ঠিক আছে নাকি?
হ্যাঁ, হ্যাঁ। জি। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। একদম কটাক্ষ করে meme বানানো উচিত আমার মনে হয়।
অ্যা হা আচ্ছা, আচ্ছা। তো এইযে আপনার কে আপনি কখনো হচ্ছে মিম বানিয়েছেন?
হু, হু। না। <chuckles> মিম বানানোর মতো যে এনার্জি দরকার, যে চিন্তাভাবনা দরকার সেগুলো আসলে আ আমার কখনো করার ইচ্ছা হয় নাই। অ মনে হয় চেষ্টা করলে হয়তো পারতাম কিন্তু আমার ইন্টারেস্ট হয় নাই। আমার দেখতেই ভালো লাগে।
আচ্ছা, আচ্ছা। তো এই যে ধরেন যে আসলে আপনার পরিচিত কোনো মিমার আছে? মানে অনেক সময় হয় না যে গ্রুপের মধ্যে যদি একটা ফ্রেন্ড গ্রুপের মধ্যে দেখবেন যে হচ্ছে ১ জন, ২ জন আসলে হচ্ছে মিমার থাকে। তারা আসলে হচ্ছে অনেক মানে মিম-টিম বানায়। তো এইরকম হচ্ছে কোনো ফ্রেন্ড আছে নাকি আপনার?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, এ আমার একটা ফ্রেন্ড আছে। ও হচ্ছে মানে এমনিতে আমাদেরকে নিয়ে মিম বানায়। আ বা যেকোনো একটা ভাইরাল একটা ব্যাপার নিয়ে মিম বানায়। ও হ্যাঁ মানে এমনিতে মিমার না। কিন্তু মজা করার জন্য বানায় আরকি।
ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তারপর? ও! মানে আপনাদের নিজেদের জন্য আরকি মানে পার্সোনালি হচ্ছে ইউজ করার জন্য।
হ্যাঁ, আমাদের নিজেদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে নিয়ে মজা করে।
<laughs> তো এই যে মিম গুলা আসলে কি কখনো এরকম হইছে যে আসলে একটা মিম দেখে আপনার কাছে মনে হইছে যে আসলে এটা মিম বানানো উচিত হয় নাই? মানে খুব সেনসিটিভ ইস্যু মানে যে ডার্ক যে জিনিসটা এখন চলতেছে আরকি যে ডার্ক মিম বা ডিপ মিম এই জিনিসগুলো কখনো খেয়াল মানে কি ভেবেছেন এগুলো নিয়ে?
হুম। হু, হু, হু। হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই ব্যাপার নিয়ে মিম বানানো ঠিক না। আমি আসলে আ যে কারণেই কথাটা বলছিলাম একটু আগে আপনাকে যে, নেতিবাচক প্রভাবগুলা। সেটা এটার কারণেই বলছিলাম যে, আ কখনো হয় কি এইসব ডার্ক ব্যাপার নিয়ে মিম বানালে সেটার গুরুত্ব কমে যায়। মানুষের কাছে সেটা আ সেটার গুরুত্ব থাকে না। আর এটা একটা হাস্যরসে পরিণত হয়। আমার কাছে মনে হয়। তো সেই কারণে আ এইসব ব্যাপার নিয়ে মিম বানানো ঠিক না। আর দূরে থাকা উচিত আসলে। এটার একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপারকে গুরুত্ব দিয়েই চিন্তা করা উচিত।
হু, হু। আচ্ছা এটা কিন্তু আপনি বেশ ভালো একটা কথা বলেছেন। উম এক্ষেত্রে আসলে হচ্ছে ধরেন যে, অ্যা যেমন ধরুন যে Racism যে বিষয়টা যেমন দেখবেন Racism নিয়ে অনেক মিম বা এই ধরনের Sensitive issue নিয়েও যে অনেক মিম বানানো হয়। এই Sensitive issue নিয়ে মিম গুলা আসলে হচ্ছে আপনি কতটা সাপোর্ট করেন মা মানে এটা কি এরকম মনে হয়? যে আসলে যে Sensitive issue নিয়ে মিম বানায়, এটা বিষয়টা আরেকটু normalized হয়ে গেল বা এটা কি আর কোনো পজিটিভ দিকভাবে চিন্তা করেন?
হু, উ হু, হু, হু। জ্বী হু। হু। না আমার কাছে মনে হয় না। এটার কোন পজিটিভ দিক আছে। আমার কাছে মনে হয় এই যে Sensitive ব্যাপারগুলোকে নিয়ে যখন মিম বানানো হয়, তখন normalize হয়ে যায়। যেটা বলছিলাম আরকি একটু আগে। গুরুত্ব কমে যাচ্ছে এই ব্যাপারটায়। তো সেই কারণে সবার কাছে যারা ধরেন Racism এর ব্যাপারে জানে না বা আ Racism এর প্রভাবটা কতটুকু একটা মানুষের উপর পড়তে পারে সে ব্যাপারে আ উদাসীন বলা যায়। তো তাদের কাছে অ্যা যখন এসব ব্যাপার পৌঁছাবে ওরা হচ্ছে, ওরা নিজে থেকে Racism করা শুরু করবে। Racist হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়, এই ব্যাপার নিয়ে আ মিম না বানানোটা উচিত।
হুম। আচ্ছা। এটা আসলে বেশ সুন্দর হচ্ছে একটা কথা বলেছেন আপনি। তো এই যে meme যে দেখেন আসলে হচ্ছে বর্তমানে একটা যে মানে মনের ভাব প্রকাশে কিন্তু একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটা কি খেয়াল করেছেন যে meme বানানো মনের ভাব প্রকাশে একটা মাধ্যম?
হুম, হুম, হুম, একদম। হ্যাঁ, হ্যাঁ একদম খেয়াল করেছি। আসলে অনেকে করেনি। আযো
তো মনের ভাব যে আসলে যে meme মানে যে প্রকাশ করার যে মানে trend টা শুরু হইছে। এটা কিন্তু অনেক বেশি popular হয়ে গেছে এখন দেখবেন যে হচ্ছে হলো বেশ কিছু page ও আছে। যে ওরা আসলে শুধু সারাদিন meme বানায় বা যে comedy করে বেড়ায়। এ ধরনের page গুলো আসলে যে grow up যেন আর বেশি হবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ম কিভাবে মনে হচ্ছে support করা উচিত তাদেরকে?
হ্যাঁ। একদম, একদম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আ আমার কাছে মনে হয়, যে যদি আ এই ব্যাপারগুলোকে হাস্যরসে চিন্তা করা হয় তাহলে সেটা ঠিক আছে। কিন্তু কেউ যদি <scoffs> আ মানে যোগাযোগ ধরেন কেউ মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে কিন্তু সে কথা না বলে একটা meme পাঠিয়ে দিল। তখন কিন্তু ওই যে যেভাবে বললাম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারের গুরুত্বটা কমে যাচ্ছে। তো তখন হবে কি? তাকে আ আমার মনে হয় কেও seriously নিতে পারবে না। আর তখন আ একটা communication gap তৈরি হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে যদি আ ঢং করে এই ব্যাপারগুলো নেয়া হয়, ভালো। কিন্তু যদি ও দরকার পড়ে যে serious হ্যাঁ, হ্যাঁ। মানে serious ব্যাপারগুলোতে meme ব্যবহার না করাই দরকার।
serious যেন না হয়। আচ্ছা, আচ্ছা। তো আসলে যে আপনি যেভাবে বল্লেন আসলে যে meme এর যে গুরুত্বটা বা রাজনীতির সাথে যেভাবে আসলে আপনি meme কে relate করেন বা এই যে যেমন <scoffs> তারেক জিয়ার উদাহরণ দিলেন বা আসলে রা কোন রাজনীতিবিদ উদাহরণ দিলেন। এই জিনিসগুলো আসলে হচ্ছে আপনাকে জানতে পেরে আসলে আমার খুব ভালো লাগলো আরকি।
হুম। হ্যাঁ, হ্যাঁ। আমারও আপনার সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পেরে আ অনেক ভালো লাগলো। অনেক কিছু নিয়েই কথা বললাম আমরা রাজনীতি বা meme এর সাথে কিভাবে রাজনীতি জড়িয়ে আছে? বা কিভাবে মনের ভাব প্রকাশ করা যায় মিমের মাধ্যমে? বেশ ভালো লাগলো এ ব্যাপারে কথা বলতে পেরে। অনেক ধন্যবাদ আপনাকে।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে আসলে এরকম কথ মানে একটা বিষয়ে কথা বল বলতে পেরে আমার বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি ভালো থাকবেন। শুভরাত্রি।
আপনিও ভাল